আসলে এক্ষেত্রে দোনো পক্ষ থেকেই পদক্ষেপ নেওয়া উচিত। কিছুটা ইনফ্লুয়েন্সার দের উচিত যে আ তাদের যেহেতু একটা দায়িত্ব তাদের উপর একটা দায়িত্ব আছে। যে তারা তা তা তারা জনগণকে প্রতিটা জিনিস জানাবে। তো ঐ ক্ষেত্রে তাদের উচিত যে হ্যাঁ স্পন্সরশিপ এর কথা বা পার্টনারশিপ এর কথা খোলামেলা জানানো। যে হ্যাঁ আমি এই কোম্পানির সাথে স্পন্সরশিপ এ আছি। তাই আমি তাদের প্রোডাক্ট ব্যবহার করছি বা আমি সেখানে যাচ্ছি। তো এই ব্যাপারটা খুব সুন্দর করে বলা যেতে পারে। আর যদি বলতে চাই আমাদের ক্ষেত্রে। আমরা হচ্ছি কি আমরা বোকামি করি বেশি। আমার মনে হয় যে কে আমরা তাদের কথা কেন বিশ্বাস করছি চোখ বন্ধ করে। তারা একটা জায়গায় গিয়ে বলছে যে হ্যাঁ এটা ভালো। আমি কেন চোখ বন্ধ করে ব্যাপারটা বিশ্বাস করব। আর হয় না যে হয়তোবা এখন আমি আপনি কথা বলছি বা আমি বলছি যে আ এটা তো ভাবার বিষয় যে ও কেন আসলে র‍্যান্ডমলি হাঁটতে হাঁটতে একটা জায়গায় চলে যাবে। তাই না? এটা নিশ্চয়ই তাকে ডাকা হয়েছে সে গিয়েছে। তো এই ব্যাপারটাও কতজনে ভাবে। বেশিরভাগ মানুষ আসলে ভাবে না। তারা ভাবছে যে হ্যাঁ ও যেহেতু এই জিনিসটা ভালো বলল ও তো দেখতে বেশ সুন্দর। ও যেহেতু এটা ব্যবহার করছে তার মানে আমি ব্যবহার করব। আমি এমন হয়ে যাই। যারা এটা ভাবছে না যে ও এটা সুনাম কেন করছে?
হ্যাঁ। জি। হ্যাঁ। আচ্ছা। হুম। জি। অবশ্যই, অবশ্যই। আসলে। <laughs> হ্যাঁ। এটা কিন্তু আসলে আ একজনের দেখাদেখি কিন্তু অন্যজনে আসলে এটা দেখে অনেকটাই ইনফ্লুয়েন্স পায়। এজন্যই তো তাদেরকে আসলে ইনফ্লুয়েন্সার বলা হয়। তো এই ক্ষেত্রে আসলে স্পন্সরশিপ বিষয়টা কিন্তু এখন অনেকটাই আ আসলে দেখা যায় যে বেশি দেখা যায়। আসলে তাদেরকে দিয়ে আ আসলে অনেকটাই আ প্রমোট করিয়ে নেওয়া হয়। এবং এখন কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে ইনফ্লুয়েন্সার কিন্তু ঘরে ঘরেই রয়েছে। তো সেইক্ষেত্রে আসলে আ গ্রামের যে আসলে অনেকেই রয়েছে যারা বুঝে না বিষয়গুলো তারা কিন্তু অনেকটাই ইনফ্লুয়েন্স হয়ে যায় এবং ভুলভাবে কিন্তু তারা ইনফ্লুয়েন্স হয়ে যায়। এবং দেখা যায় আ ব্র্যান্ড দের কাছেও কিন্তু দেখা যায় যে আসলে তেমন লিগ্যাল কোনো পারমিশন থাকে না তাদের প্রোডাক্টের। কিন্তু আসলে তারা দিব্যি কোন কিছু যাচাই না করে কিন্তু এ ধরনের প্রোডাক্ট গুলো আসলে প্রমোশন করেই যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় ইনফ্লুয়েন্সার যারা রয়েছে তাদের আসলে কতটুকু যাচাই বাছাই করা উচিত এ ধরনের প্রোডাক্ট গুলো আসলে স্পন্সরশিপ এ যাওয়ার আগে?
এটা এ একদম নাম খাই। হ্যাঁ, হ্যাঁ। হুম। <laughs> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। একদম।